হ্যাঁ, মানুষ তো জীবনের নানা ক্ষেত্রে, নানা মোড়ে, নানা ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এই যে সিদ্ধান্ত নেওয়াটা সেটা আসলে তারা কিভাবে বুঝতে পারে যে এটা কি শুধুমাত্র কোন একটা অনুভূতিতে নেয়া একটা সিদ্ধান্ত নাকি বিশ্বাসযোগ্যতা কিংবা আবেগের আসলে ঢেউ? এক্ষেত্রে আপনি কিভাবে ব্যাপারগুলোকে আসলে দেখে থাকেন?
আচ্ছা। আচ্ছা, এইক্ষেত্রে, আ নিজেকে বিশ্বাস করার যে ব্যাপারটা বা নিজের কোন decision-কে বিশ্বাস করার যে ব্যাপারটা এটা কিন্তু অ সকলে ঠিকভাবে নিতে পারে না। অনেকের ক্ষেত্রেই দেখা যায় কি যে আগে আবেগের বশে কোন একটা সিদ্ধান্ত হয়তো নিজে, নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে সেটা আবার regret করে। তো এই ধরনের কিন্তু অ অনেক কিছুই আমরা দেখতে পারি এবং আ আমার ক্ষেত্রেই যদি বলি যে একটা সময় ছিল যে যখন আমি আ এ এ নিজের decision নিতে অনেক বেশি ভয় পেতাম। যে আমি ভাবতাম যে এই decision-টা যদি আমি নিই বা এই কাজটা যদি আমি এইভাবে করি তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তো তখন আসলে আমার এক বন্ধু আমাকে বলে যে, "ভাই আ তুমি যেটা করতেছো এটা কিন্তু ঠিক হচ্ছে। তুমি নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখো। দেখবা যে তুমি আ এই কাজটা করতে পারবা।"
জি একদম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আত্মবিশ্বাসটা বাড়িয়ে আসলেই আত্মবিশ্বাসটা থাকলে কিন্তু যেকোনো কাজই আসলে করাটা খুবই সহজ হয়ে যায় কিংবা ক অ তখন কোন কিছু যদি মনের মধ্যে একটু সন্দেহ থাকে তখন কিন্তু সেই সন্দেহটাও আসলে উপড়ে ফেলা যায়। তো এই যে আ আসলে যে অনুভূতিটা তখন আপনি কিভাবে বুঝতে পারেন? যে আসলে আপনি সঠিক পথে আগাচ্ছেন কিনা কিংবা এই জিনিসটা আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে কিনা? নাকি আবার কখনো কি মনে হয় যে, হ্যাঁ, এই যে, যে, জি-নিসটা যে নিলাম সিদ্ধান্তটা নিলাম সেটা কি আ ভুল দিকে নিয়ে যাচ্ছে কিনা? এরকম কি কখনো হয়েছে?
জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এরকম তো হয়। আসলে আ অনুভূতির ক্ষেত্রে দেখা যায় যে, কখনো, কখনো মনে হয় যে, আমি যদি এই কাজটা করি এটা কি ঠিক হবে, কি ঠিক হবে না? তো এক্ষেত্রে আমি যদি আ আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আ আমি এবং আমার একটা বন্ধু রয়েছে। তো আমরা ২ জন একসাথে মিলে একটা business করি এবং আর সেখানে বিভিন্ন ধরনের decision নিতে হয়। তবে আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি আ আমি এ্যা যে পারতাম আমি ওই কাজটা ঠিকই পারতাম এবং আমি ওই কাজটা করতেও পারবো। কিন্তু যখনই decision নেয়ার কথা আসে তখন দেখা যেত যে আমি পিছিয়ে যেতাম। আমি নিজের অনুভূতিটাকে বিশ্বাস করতাম না। তো পরবর্তীতে আমার ওই বন্ধুটা আমাকে বলে যে, "ভাই আ তুমি যেটা করতেছো এটা তো ঠিকই হচ্ছে। তাহলে তুমি শুধু, শুধু, ভয় কেন পাচ্ছ? আর যদি ভুল হয়েও যায়, না হয় এক-দুইবার ভুল হবে। পরবর্তীতে তো আ ঠিকই ঠিক হবে।" তো এইভাবেই কিন্তু দেখা যায় যে যখন আসলে আরেকটা মানুষ আমাকে সাহায্য করে এবং আ সেই জায়গা থেকেই কিন্তু আমার আত্মবিশ্বাসটা ধীরে, ধীরে গড়ে ওঠে এবং আমি মনে করি এরকম মানুষ যখন আমাদেরকে থাকে যে আমাদের আ রাস্তাটা দেখিয়ে দেয়ার জন্য কিংবা আত্মবিশ্বাসটা ফিরিয়ে দেয়ার জন্য তখন কিন্তু অনেক বেশি ভালো হয়।
হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ। জি, জি। একদম। আত্মবিশ্বাসটা বে ছে। হ্যাঁ। আসলেই আশেপাশের মানুষরা যখন বলে যে, হ্যাঁ, যে তুমি কাজটা করছো এটা খুবই ভালো হচ্ছে। কিংবা মানুষের যখন সাহসটা মানুষ পায় কিংবা তারা যখন মানুষের motivation টা পায়, inspiration পায়, তখন কিন্তু ওই যে পথটা কিন্তু অনেক টুকুই সহজ হয়ে আসে। তো সেক্ষেত্রে কখনো কি এরকম হয়েছে যে, আপনার ক্ষেত্রে যেটা বললেন যে আপনাকে বলার পরে আপনার মধ্যে যে আত্মবিশ্বাস, সেটি বেড়েছে? তো এই যে এই ধরনের যে mentality কিংবা মানুষ যখন আপনাকে trust করছে সেই trust এর against এ আপনি হচ্ছে আরেকটু ভালো perform করছেন কিংবা আপনার যে অনুভূতি গুলো আছে সেগুলোকে আপনি গুরুত্ব দেওয়াটা আরেকটু বৃদ্ধি করে ফেলেছেন কিংবা আপনার যে নিজের আত্মবিশ্বাস সেটিও আসলে বেড়ে গিয়েছে?
জি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়েছে কি যে হ্যাঁ, এরকম হয়েছে। যখন, আ একটা মানুষ আমার কথা বলেছে, আমার ওই বন্ধুটা, তখন কিন্তু দেখা গেছে যে, আ আমি আ অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছি এবং আমি যে কাজটা করতাম ওটা আরও ভালো করা শুরু করেছি। তবে, আ যে জিনিসটা হয়েছে যে এই আত্মবিশ্বাসী পরবর্তীতে আমাকে আবার over confidence -এর দিকে নিয়ে গেছে এবং আমি সই সেই একই কাজে যেখানে আমি খুবই পারদর্শী ছিলাম, আমি খুবই ভালো করছিলাম। সেই জায়গায় ভুল করেছি এবং আ খুবই বাজেভাবে আমি fail করেছি। তবে, আ যে মানুষটা আমাকে বলেছিল, আত্মবিশ্বাস দিয়েছিল সেই মানুষটা কিন্তু তখনও আমাকে আ বলেছে যে, "ভাই, কোন সমস্যা নেই। এটা একটা process। একটা কাজ করতে গেলে ভুল হবে। ভুল থেকেই আমরা শিখবো। কোন সমস্যা নেই।" এবং জি। তো তখন কিন্তু দেখা গেছে যে না আমার, আ মানতে কষ্ট হয়েছে তবে আমার আত্মবিশ্বাসটা এখনও কিন্তু আগের থেকে অনেকটা বেশি।
হ্যাঁ, হ্যাঁ। চমৎকার। ওহো! সেখানে ভুল হওয়া শুরু হয়েছে। আহা! হুম, হুম। এটাই। পড়ে যাওয়ার পরেই উঠতে শেখা যায় আসলেই। জি। আসলে এরকমই হয় যা একজন মানুষ যখন কাজ করতে, করতে, কিন্তু সে পড়ে যেয়েই নতুন করে শিখে। কারণ আ ছোট থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে একবারেই দাঁড়াতে পারি না কিংবা দৌড়াতে পারি না। ছোট করে ভুল করে শিখতে, শিখতেই কিন্তু আমরা হাঁটাটা শিখি, দৌড়ানোটা শিখি। সেরকম আপনার ক্ষেত্রেও যেটা বলছিলেন যে আসলে আপনি confidence থেকে over confidence এ চলে আসছেন, যেখানে আসলে একটা fine line এর একটা difference থাকে যে আসলে confidence আর over confidence এর মধ্যে। তো এই ক্ষেত্রে হয় না যে পারিবারিক এক ধরনের চাপ কিংবা সামাজিক কিন্তু চাপ চলে আসে যে, তুমি কেন করতে পারছো না কিংবা এরকম কেন হচ্ছে? তো সেই ব্যাপারটা কি আপনার যে অনুভূতি সেখানে আসলে কখনো প্রভাব ফেলেছে? কিংবা এই ধরনের যখন আপনি আশেপাশের মানুষের উপরে প্রভাব ফেলে, সেই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন?
জি। হ্যাঁ। জি। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে চাপের ব্যাপারটা এটা কিন্তু, অ অনেক বেশি প্রভাব ফেলে। কারণ, আ দেখা যায় কি চাপে থাকলে কিন্তু খুব সহজ, সহজ, decision কিংবা খুব সহজ, সহজ যে সহজে যে অনুভূতিটা আমি প্রকাশ করতে পারতাম সেটা করতে পারি না। তখন কিন্তু একটা দ্বিধা চলে আসে যে আরে এটা আমি, আ করলে যদি ভুল হয়ে যায় তখন আমার পরিবার কি বলবে? সমাজের মানুষ কি ক বলবে? তো এই ক্ষেত্রে চাপটা অনেক বড় একটা ভূমিকা রাখে। আর এই চাপটা কাটিয়ে ওঠা কিন্তু অনেকটাই কঠিন। আর যদি, আ কোন মানুষকে একাই চাপের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে কিন্তু তার জন্য জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে, এবং এই চাপ কাটিয়ে উঠে নিজের উপর বিশ্বাস ধরে রাখাটা আমার ক্ষেত্রে অনেক বেশি কঠিন ছিল। আ একটা সময় যখন আমি, আ মানে, আ স্কুলে পড়তাম তখন দেখা যেত যে ভালো result করার জন্য পরিবারকে চাপ দেওয়া হতো। তো তখন এইরকম হতো যে পরীক্ষার আগে automatically আমি অসুস্থ হয়ে যেতাম শুধুমাত্র চাপে। এরকম না যে আমি পড়ালেখা পারতাম না, বা আমি পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছি একটা pressure আছে automatically কিন্তু অসুস্থ হয়ে পড়তাম।
ভুল হয়ে যায়। জি। জি, জি। আচ্ছা। হ হ্যাঁ, এরকম তো হয়। আহা। pressure rise এর কারণে mental breakdown হ্যাঁ, আ এটা কিন্তু হয় অনেকের ক্ষেত্রেই হয়। যে দেখবেন আশেপাশের অনেকে যে pressure টা আসলে বোঝা উপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু সেটা তাদেরকে mentally একটা breakdown এর point এ নিয়ে আসছে। তো তখনই এই যে এইরকম যে যারা চাপ সেক্ষেত্রে চাপগুলোকে সামলাতে আসলে কিভাবে আপনি মোকাবেলা করেন? কিংবা এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন? তখন মানসিকভাবে আপনাকে নিজেকে ভালো রাখতে কিংবা stable রাখতে আসলে কি ধরনের প্রক্রিয়াগুলো উম বেছে নেন?
জি। আ আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে আ মানসিকভাবে ভালোরা থাকতে আমি নিজেকে সবসময় একটু entertain রাখার চেষ্টা করি। আমি একটু ভ্রমণ করতে পছন্দ করি এবং দেখা যায় যে ভ্রমণ করলে আম মানসিকভাবে কিন্তু আমি অনেকটাই ভালো থাকি। তার পাশাপাশি আমি আমার আ বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশ পছন্দ করি। তো যখনই দেখা যায় যে আমার অনেক বেশি চাপ অনুভব হয় বা আ কোন একটা বিষয় নিয়ে আমি ঠিকভাবে decision নিতে পারি না, তখন দেখা যায় আমি আমার সবচেয়ে আ যে বিশ্বস্ত বন্ধুটা রয়েছে ওর সাথে গিয়ে সময় কাটাই এবং আমার বিষয়গুলি share করি। তখন কিন্তু দেখা যায় যে চাপটাও কমে যায়, এবং আ আমার বন্ধু যেহেতু আমাকে সে suggestion দেয় তখন কিন্তু খুব সহজেই আমি আমার অনুভূতিটাকে প্রকাশ করতে পারি। জি।
আচ্ছা <chuckles> চমৎকার আইডিয়া তো। হ্যাঁ, একদম। নিজের ধান্দায় থাকেন। চমৎকার। নতুন, নতুন, idea ও পেয়ে যান।
আসলে এরকম হয় যে সা আশেপাশের মানুষ থাকলে কিন্তু এই যে কঠিন সময়গুলো, সেগুলো কিন্তু পার করাটা একটু সহজ হয়ে যায়। তা আ আরেকটু জানতে চাচ্ছিলাম সেইক্ষেত্রে কখনো কি এইযে meditation করা কিংবা yoga করা কিংবা নিজেকে আরেকটু fit রাখতে, কিংবা আ focus ধরে রাখার জন্য কখনো কি ধরনের কোন exercise try করা হয়েছে?
আচ্ছা। হ্যাঁ, আ অ্যাঁ রিসেন্টলি এর কথাই যদি বলি আ আজ থেকে প্রায় আ ৬ মাস আগে আমি আ খুবই খারাপ একটা সিচুয়েসন এর ভিতর দিয়ে যাচ্ছিলাম। আ শারীরিকভাবেও ফিট ছিলাম না, মানসিকভাবেও ফিট ছিলাম না। তো, তো, তখন একজন আমাকে বলে যে, "ভাই আ তুই জিম এ ভর্তি হও। সেখানে গেলে তোর সময়টাও কেটে যাবে এবং দেখা যাবে যে আ শারীরিকভাবেও আবার আগের মত হয়ে যাবি আর মানসিকভাবেও ভালো থাকতে পারবি।" তো ওর পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিন্তু আমি জিম এ ভর্তি হই এবং আ ওই যে ৬ মাস আগে ভর্তি হয়েছিলাম। এখনও আমি কন্টিনিউ করছি এবং এটা কিন্তু আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী গড়ে তুলতে সাহায্য করেছে। কারণ একটা মানুষ যখন শারীরিকভাবে ফিট থাকে তখন কিন্তু দেখা যায় যে তার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস এমনিতেই চলে আসে। জি।
আচ্ছা। উ হুম। আচ্ছা। এটা কিন্তু একটা চমৎকার আইডিয়া ছিল। কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক বলেছেন। আসলে আ বলা হয় না যে স্বাস্থ্যই হচ্ছে গিয়ে আ জীবনের মূল আ কাঠি চে লা তো সেইক্ষেত্রে কিন্তু যেটা হয়েছে আপনার সাথে যে আপনি নিজেকে ফিট রাখার পরে তখন কিন্তু আপনার মানসিক যে আ স্ট্রংনেস সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। আবার আপনি হচ্ছে গিয়ে শারীরিক ভাবেও একটু যথেষ্ট আগের থেকে বেশি আ হচ্ছে গিয়ে এনার্জি পাচ্ছেন। তো এই ক্ষেত্রগুলোকে কাজের ক্ষেত্রে আপনাকে কিভাবে আসলে আ দেখতে পান যে আপনি যে কাজটা করছেন কিংবা আপনি যে শারীরিক আ এক্সারসাইজ গুলো করছেন সেগুলো আপনার কাজে কিভাবে প্রতিফলিত হয়? কিংবা কখনো বুঝতে পেরেছেন যে আসলে আ জিম করার আগে কিংবা এক্সারসাইজ করার আগে আপনার কাজগুলো এরকম ছিল। আর এক্সারসাইজ টা শুরু করার পরে আপনি এরকম হচ্ছে। মানে পার্থক্যটা কি কখনো বুঝতে পারেন?
হ্যাঁ। জি। আচ্ছা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে, যে বিষয়টা সবথেকে ভালোভাবে আমি লক্ষ্য করেছি যে, আমার জন্য কোনো বিষয়ে focus করাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, যেটা আমি আগে আ খুব সহজে করতে পারতাম না। আ যখন থেকে আমি gym করি তো আ তখন আ gym এর কথাই আমি বলছি, কারণ এখানে একটা কারণ আছে যে, প্রথম যেদিন আমি gym এ গিয়েছিলাম সেদিন আমি আ বেসিক কিছু করে চলে এসেছিলাম। এভাবে আস্তে, আস্তে আমি আমার আ সময়টাকে বাড়িয়েছি, এবং আমার mindset টাকে দৃঢ় করেছি এবং এখন এই একই mindset আমার business এর ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছে। যেকোনো difficult situation এ কিন্তু এই mindset টা আমাকে এখন সাহায্য করছে। তো এক্ষেত্রে আমি বলবো যে, সবথেকে বেশি উপকার হয়েছে আমাকে আমার ধৈর্যটা বৃদ্ধি করাতে এবং focus টা ধরে রাখতে।
একদম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। চমৎকার হুম, হুম। জি, এটা কিন্তু একদম ঠিক যে, আপনি যখন কোনো একটা শারীরিক কসরত করছেন, কিংবা এটা কিন্তু আমার মাথায় যে, মানসিক আ শান্তি আছে, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। সেটা এক জায়গায় একগ্রতা ধরে রাখার ব্যাপার বলেন কিংবা এইযে focus করার ব্যাপার বলেন সেগুলো কিন্তু খুবই বৃদ্ধি করে। তো এই যে অ্যা এইক্ষেত্রে যেটা ছিল যে আ এখন কি নিজের যে অনুভূতি, সেটাকে বিশ্বাস করতে কষ্ট হয়? কিংবা কখনো কি এখনো যে সন্দেহের যে জায়গা সেটা কি এখনো কখনো তৈরি হয়?
জি। হ্যাঁ। আ হ্যাঁ, সন্দেহের জায়গা তো অবশ্যই তৈরি হয়। তবে আ যে বিষয়টা হয়েছে যে ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি। কারণ আমি আমার জীবনে অনেক, অনেক, ভুল করেছি এবং আ সেই জায়গাগুলি থেকে কখনো এরকম হয়েছে যে আমি নিজেকে অনেক বেশি বিশ্বাস করেছি, কখনো এরকম হয়েছে যে বিশ্বাস করিনি। তো এখন যেটা দেখা যায় যে আসলে আ নিজেকে বিশ্বাস করার চেষ্টা করি সবসময়। তবে যখন আমার কোন কিছু নিয়ে সন্দেহ হয় তখন আমি আ কোন আমার আ মানে যে আমার বিশ্বস্ত রয়েছে তার কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করি কিংবা পরিবারকে মাঝেমধ্যে আ বিষয়টা জানাই এবং তাদের থেকে একটা পরা-মর্শ নেয়ার চেষ্টা করি এবং এইভাবে দেখা যায় যে আমি আমার নিজের আ মানে যে অনুভূতিটা আছে সেটাকেও বিশ্বাস করতে শিখে গেছি এবং আমার decision টাও ভালো হচ্ছে।
জি অবশ্যই। একদমই করতে পারেননি। আচ্ছা। সবার সাথে share করে যে আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক যে আশেপাশের মানুষের support পেলে কিন্তু যে জিনিসগুলো দেখা যায় যে ঘুরে ফিরে অন্যরকম হয়ে যাচ্ছে কিংবা একটু। তো এই ব্যাপারে কখনো কি আপনার সাথে কোন মজার কোন ঘটনা হয়েছে কিংবা এরকম কোন কিছু যেটাতে আসলে আপনার অনেক বেশি কষ্ট হয়েছে? কিংবা উম আবার ভালোও লেগেছে? এরকম কোন incident কি আপনার life এ আছে?
হ্যাঁ। হ্যাঁ, আমার এই school life এর যদি একটা ঘটনা বলি। আমার এখনও মানে, মানে, খুব ভালো লাগে এই জিনিসটা মনে পড়লে। আ মোরগ লড়াই খেলা হতো তখন আমি যখন ছোট ছিলাম তো তখন আমি আ class 8 এ পড়ি। 8 এ পড়ি তো আমার মা খেলা দেখতে গিয়েছে। তো তখন ওইটা আ বাছাই round হতো। যেহেতু অনেক অ্যা ছাত্র ছিল আমাদের school এ তো সেক্ষেত্রে আর আ ২-৩ টা round হত বাছাইয়ের জন্য। তো ১ম round-এ আমি খুব আত্মবিশ্বাসী যে না আরে আমার সাথে কে পারবে? কারণ আ মানে আমি কিন্তু আ খেলাধুলায় অনেক ভালো ছিলাম। তো তখন দেখা যায় যে ১ম round-এ একদম সবার প্রথমেই আমি বাদ পড়ি। তো ওই বিষয়টা কিন্তু আমার বেশ খারাপ লাগে এবং ওই যে ছোটবেলা থেকে একটা over confidence-এর যে ব্যাপার এখন যখন ভাবি আমার মনে হয় আরে এটা তো আমার ছোটবেলা থেকেই ছিল। <chuckles>
আচ্ছা। <chuckles> জি। আচ্ছা। হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী থাকে। হয়ে। <giggles> এই অভ্যাসটা আমার ছোটবেলার একটা অভ্যাস, যেটা আসলে আমি ছোট থেকে না চাইতেও হচ্ছে বয়ে বেড়াচ্ছি। আচ্ছা এখন যখন এই জিনিসটা incident টা মনে পড়ে, এখন যেরকম হাসছেন, এখন কি জিনিসটা নিয়ে খুব হাসি পায় না? আসলে আমি ছোটবেলায় কিরকম বোকামির মতো কাজটা করেছি? কিংবা এই over confidence এর কারণে জিনিসটা আসলে হয়নি। এখন কি জিনিসটা নিয়ে খুব মজা লাগে না?
জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা ভাবলে তো অ বেশ ভালোই লাগে এবং আর যে বিষয় সেটা হয় কি যে, আ শিক্ষা নেওয়ারও একটা ব্যাপার আছে, কারণ আ আ আমার কাছে এখন হয়তো আমার মনে পড়লে হাসি আসে। তবে ওই সময়টাতে কিন্তু আমার বেশ খারাপ লেগেছিল, এবং আমার আ বারবার মনে হচ্ছিল যে, আমি কেনো practice করিনি? এবং যে বিষয়টা আমার সবথেকে বেশি খারাপ লেগেছিল সেটা হচ্ছে যে, তখন আমার মা দেখছিল, এবং আ মোরগ লড়াইয়ের ব্যাপার তো এবং আ ধাপ করে পড়ে গিয়েছিলাম, এবং ব্যথাও পেয়েছিলাম, তো এটা আবার আমার মার কাছে বেশ খারাপ লাগে। তো এরপর থেকে কিন্তু দেখা গেছে যে, না, আমি আর এরকম করা যাবে না, আগে থেকে একটু practice করতে
<chuckles> অবশ্যই। হ্যাঁ। আ হা। কষ্টকর ছিলো। ভালোভাবে practice করে যাবো আমি।
তো এই বিষয়টা এখন আ বেশ আনন্দের মনে হয় যে, কি করেছিলাম? হাসি আসে, তবে তখন কিন্তু আমার বেশ খারাপও লেগেছিল।
আসলে এরকম হয় যে একটা সময় চলে গিয়েছে that moment এ অ্যা হয় না যে মানুষ কষ্ট পাচ্ছে। কিংবা এক ধরনের অনুভূতি কিন্তু ওই টাইমটা সে যদি survive করে যেতে পারে কিংবা নিজের যে অনুভূতি সেটাকে সে যদি control করে যেতে পারে। তখন কিন্তু পরবর্তী যে সময় সেটাতে কিন্তু এইযে যেরকম আপনি ছোটবেলায় খুব কষ্ট পেয়েছেন কিংবা মন খারাপ হয়েছে সাথে একটা জেদও ছিল যে না এরপর থেকে আমি ভালো করেই ছাড়বো। তো পরবর্তীতে এখন এসে কিন্তু আপনি হাসছেন কিংবা জিনিসগুলোকে ছোট মনে হচ্ছে। তো সবার ক্ষেত্রেই কিন্তু আসলে যদি এরকম হয় যে কষ্টের ব্যাপারগুলো কিংবা পথ হারিয়ে ফেলছি নিজের অনুভূতিকে আসলে বিশ্বাস করতে পারছি না। এরকম যদি ব্যাপারগুলো একটু ধৈর্য ধরে আসলে অ্যা পার করা যায় তাহলে তো মনে হচ্ছে যে পরবর্তীতে আসলে একটা ভালো সময় পাওয়া যাবে কিংবা নিজের প্রতি যে অনুভূতি সেটাকে বিশ্বাস করা যাবে। যেটা আসলে আপনার কথা থেকে আ আমি বুঝতে পেরেছি। আসলে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ব্যাপারগুলো আ বুঝিয়ে বলার জন্য।
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। জি। হ্যা। জি আপনার সাথে কথা বলে কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং আ আমার অভিজ্ঞতাগুলি share করতে পেরেও কিন্তু আ আমি বেশ আনন্দিত হলাম। আশা করি আপনিও এই জায়গা থেকে অ্যা কিছু হয়তো জানতে পে যেটা আপনার হয়তো কোনো না কোন সময়ে কাজে লাগবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
<chuckles> জি। অনেক কিছুই শিখবো। জি, জি। জি, আপনিও ভালো থাকবেন। শুভরা